আচ্ছা, manipulative যে গল্প, তো এইটা চিনতে আসলে কি, কি লক্ষণ প্রয়োজন আর আপনি এটা কিভাবে আলাদা করেন?
জী। আচ্ছা, বিশেষ করে দেখা যায়, আ manipulative গল্প ধরতে হলে ওই যে, গল্পটা শুনছি যে, মানুষটার থেকে, ঐ ঐটার ব্যাপারে কিন্তু অনেক জ্ঞান থাকতে হয়।
সেটা তো অবশ্যই।
হ্যাঁ, তো জ্ঞানটা যদি না থাকে, যেকোনো মানুষ খুব সহজেই আরেকটা মানুষকে manipulate করে তার কাজটা আদায় করে নিতে পারে এবং আমার সত্যি এটা ঘটেওছে।
<chuckles> উম এইটা তো নিঃসন্দেহে। দেখেন, মানে manipulation এর ব্যাপারটা তো অনেকটা এমনই। তো সেক্ষেত্রে যদি আপনি আপনার গল্পটা একটু share করতেন আমাকে যে, আসলে আপনি কিভাবে manipulated হয়েছিলেন?
আচ্ছা, বিশেষ করে যেটা হয়েছে আমার আ আগের অ্যা এখন তো আমি বিবাহিত কিন্তু আমার আগের একটা বান্ধবী ছিল। তো আমার আগের বান্ধবী আমাকে খুব বলতো যে, "তুমি যদি আমাকে এই জিনিসটা কিনে না দাও, আমি তোমাকে ছেড়ে চলে যাব।"
আচ্ছা। <laughs>
ঠিক আছে? <scoffs> মানে আসলে এমন ভাবে মানে আমাদের আগের সম্পর্কটা ছিল প্রায় ৬ বছরের। তো এর ৬ ব
হ্যাঁ, হ্যাঁ। জী। মানে ওটা কি আসলে আপনার অ্যা সম্পর্ক ছিল না শুধুই মাত্র বান্ধবীর সম্পর্ক ছিল কোনটা? <scoffs>
জি। মানে সম্পর্ক ছিল আর কি।
আচ্ছা, আচ্ছা। জি, বলুন আমি শুনছি সমস্যা নেই। হুম, হুম।
আমার প্রাক্তন আরকি প্রাক্তন। তো যেটা হয়েছে আ ৬ বছরের সম্পর্ক তো আমার অনেক ভয় কাজ করত যে, <tsk> আরে এই মানুষটার সাথে এতদিন ধরে আছি। তো কিভাবে না করি তো আমাকে এরকম উল্টা পাল্টা কথা বলে
<chuckles> মানে ব্যাপারটা আসলে অনেকটা তার মানে অভিজ্ঞতার আলোকে সে আপনাকে চিনে নিয়েছে। আসলে manipulation এর ব্যাপারটা। তাই তো? হ্যাঁ।
জি। একদম। মানে হাড়ে, হাড়ে চিনে ফেলেছে যে, এই ছেলেকে বললে সে আমাকে সব এনে দিবে। পারলে চাঁদটা ভেঙে এনে দিবে। এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল। ঠিক আছে?
<chuckles> <laughs> বিষয়টা আসলে হাস্যকর। কিন্তু ঘটনা আসলে এভাবেই কিন্তু সে মেনে নিয়েছে। হ্যাঁ।
একদম। মানে আমার আসলেও শিক্ষাও হয়েছে ঐখান থেকেই যে, একটা মানুষ কিভাবে আরেকটা মানুষকে manipulate করতে পারে। কিন্তু উই যে যেটা বলেছি যে, অভিজ্ঞতা থাকতে হয়। তো
সেটা তো অবশ্যই।
একদম আর বিশেষ করে মেয়েদেরকে নিয়ে তো আর পড়াশোনা করা যাবে না যে, আমি <scoffs> অভিজ্ঞতা করব। আসলে ও বাস্তব জীবনে চলাফেরা করেই বোঝা যায় যে, কীভাবে একজন একজনকে manipulate করে তো এইরকম করে আমাকে সে ঋণ নিতে বাধ্য করেছিল। মানে আমি এরকম জঘন্য পরিমাণে manipulative হয়ে গিয়েছিলাম মানে আমাকে করে
<chuckles> তা সেটা তো ঠিক। হেহ। না বিষয়টা কিন্তু আসলে খুব ভয়ংকর বটে। কারণ দেখা যাচ্ছে আপনি আসলে সেভাবে হয়তোবা মানে টাকা পয়সা অতটা মানে কি বলে? হয়তোবা আপনি সেরকম একটা যোগ্যতা এখনো হয়ে পারেনি। কিন্তু তারপরও দেখা যাচ্ছে আপনাকে আসলে manipulation এর মাধ্যমে <scoffs> মানে আপনাকে আসলে এতটা প্রলোভন দেখিয়েছে, আপনি কিন্তু টাকা ধার নিতে বাধ্য হয়ে গেছেন। যে বিষয়টা এমনই, এমনই ভয়ংকর। তো সেক্ষেত্রে আবার একটা ব্যাপার কিন্তু থাকে। অনেকে কিন্তু আসলে manipulation এর মাধ্যমে অ্যা মানুষের brain wash করে বা দেখা যাচ্ছে মানুষকে এমন, এমন কাজ করায় জিনিসটা কিন্তু আসলে খুব ভয়ংকরও বটে। তো এই ক্ষেত্রে আসলে কিন্তু আবার আরেকটা ব্যাপার কাজ করে manipulative গল্প আর সাধারণ প্রভাবশালী গল্পের মধ্যে কিন্তু আসলে পার্থক্য থাকে। তো আপনি যেটা বলেছিলেন এটা নিঃসন্দেহে একটা manipulation গল্প। তো প্রভাবশালীও কিন্তু একটা গল্প থাকে সেক্ষেত্রে আপনি আসলে পার্থক্যটা কেমনে বোঝেন? কারণ অনেকে কিন্তু আসলে গল্পগুলো কিন্তু real থাকে কিন্তু হ্যাঁ।
একদম। একদমই। জি, জি। জি। জি, জি। একদম। জি, জি। জি, জি। আসলে বিশেষ হ্যাঁ, হ্যাঁ, এটা তো বাস্তব গল্প সে বিশেষ করে দেখা যায় যে, আ আপনার যখন <scoffs> মানে গ্রামগঞ্জে যাওয়া হয় আ গ্রামগঞ্জে যখন আপনার এই অ্যা ধরেন ইলেকশন চলে বা কিছু চলে। নেতারা বলে, "এটা করে দিবো, ওটা করে দিবো" এবং মানুষ অন্ধবিশ্বাস করে ম তাদেরকে ভোট দেয় কিন্তু যখন তারা চলে আসে আ ক্ষমতায় তখন কিন্তু আর তাদের এই হ্যাঁ, তো এটাও কিন্তু একটা বাস্তব manipulative একটা মানে উদ মানে উদাহরণ, মানে সোজা কথা।
<chuckles> না এইটা তো ঠিক। তখন তারা ভুলে যায়। না সেটা তো অবশ্যই।
যেটা সবাই ভুগত ভুগি। সবাই ভুগত ভুগি এটার জন্য।
কারন <chuckles> ।না, এটা আসলে যে, গ্রামের ব্যাপার ব্যাপারটা এমন নয়। শহরের আসলে যারা নেতারা তারাও কিন্তু আসলে এভাবেই কিন্তু, মানে তাদের যে, সাধারণ ভোটার তাদেরকে কিন্তু আসলে এভাবে আকর্ষিত করে। যে, আ ভোটটা হলে কিন্তু তাদের জন্য এটা করে দেবে, তাদের পানির অবস্থা ঠিক করে দেবে। তো এইটা কিন্তু আসলে খুবই common একটি গল্প আমাদের সমাজে। তো আবার একটা ব্যাপার কিন্তু তো থাকে কেউ যখন আসলে আবেগ ব্যবহার করে গল্প বলে, সেটা কি সবসময় manipulation? নাকি সেক্ষেত্রে হতে পারে real কাহিনীও থাকে? এরকম কি কোনো story আপনার জীবনে আছে? যদি একটু বলতেন।
তম জি। একদম। আসলেও সত্যি বলতে একটা বাস্তব আমার জীবনের একটা জিনিস ঘটেছে এটা। আমার একটা আ বড় ভাই আছে এলাকাতে। তো উনি একটা মেয়েকে খুব পছন্দ করত। এখন মেয়েটা তাকে কোনোভাবে সাড়া দিত না বা কোন কিছু করত না। তো সে কি করতো আ আমাদের সাথে এসে আড্ডা দিত। আড্ডা দিয়ে বলত আর কি, যে, আমি এইভাবে চেষ্টা করছি, কোনোভাবে পারছি না। তো পরে দেখা গেলো কি, সে চেষ্টা করছিল মেয়েটাকে এই manipulate করে তার কাছে আনা যেমন টি করছিল
আচ্ছা। বেশ দুঃখজনক। এইটা কিন্তু একটা, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। হ্যাঁ? বলেন চালিয়ে যান।
হ্যাঁ, মানে একটা জীবনের মানে, এইটা একটা সম্পর্ক কিন্তু একটা জীবনের সাথে মানে, যুক্ত করা। এটা ছেলে খেলা না। তো মেয়েটা কেন তাকে মানছিল না, আমরা একবার খুব কৌতূহল নিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করেছিলাম। যে, আসলে হয়েছে কি? আপনি কেন মানছেন না? পরে মেয়েটা তার মুঠো ফোনটা বের করে আমাকে দেখালো। যে, সে তাকে বলতো মানসিকভাবে চাপ দিত তুমি যদি আমাকে মেনে না নাও
নিঃসন্দেহে। তখন সে কি বলল? এটা কিন্তু আসলে খুব কষ্টকর অবশ্য। জি, চালিয়ে যান আমি শুনছি।
একদম। হ্যাঁ, ব বলতো যে, তুমি যদি আমাকে মেনে না নাও, তাহলে কিন্তু আমি ঔষধ খেয়ে ফেলব, আমি কিন্তু এটা করে ফেলব, আমি কিন্তু ওটা করে ফেলব। চিন্তা করেন, কতটা খারাপ হলে মানুষ এরকম করতে পারে। মানে আব একটা কথা হচ্ছে একটা মানুষ যদি একটা মানুষকে পছন্দ না করে, এটা জোর জবরদস্তি কখনোই হ্যাঁ, এটা, সে এটা অতি স্বাভাবিক একটা ব্যাপার। আর একটা ছেলেমানুষ হয়ে যদি এরকম করে। মানে কীভাবে কী করব? তখন আমরা যখন এগুলো জানতে পারি, আমরা সরাসরি তাকে বলি যে, এরকম যদি নাটক আপনে সাজান, এরকম manipulative জিনিসপত্র আপনি করেন, তাহলে আপনি আমাদের সাথেও ঘোরাফেরা বন্ধ করে দেন। কারন, আমরাও আপনার শিকার হয়ে যাবো একদিন।
আহহা! বেশ ভয়ঙ্কর, হ্যাঁ। হতেই পারে, হ্যাঁ। নিঃসন্দেহে। না, সেটা তো আসলে খুব চমৎকারভাবে বলেছেন। কারন যে, এমন একটা ব্যাপার, সে আসলে জীবনের হুমকির ভয় দিয়ে তাকে আসলে manipulation করার চেষ্টা করছে। তো এটা তো একটা নির্দিষ্ট limit থাকাও প্রয়োজন। তো সেক্ষেত্রে যদি আসলে সে অন্যভাবে approach করত, তো সেভাবে হয়তোবা আপনার সাহায্যটা পেত বা আপনাদের সাহায্যটা পেত কিন্তু সেক্ষেত্রে কিন্তু সে এমনই একটা জিনিস বেছে নিয়েছে, যেটা কিন্তু আসলে মানে আ লজ্জাজনক। কারন এভাবে তো আসলে কাউকে approach করা উচিৎ না। তো এমন কি আসলে কোনো সাধারণ লক্ষ্য আছে? যেগুলো শুনলেই বোঝা যায় এই গল্পটা হয়তোবা আপনাকে প্রভাবিত করছে? বিশেষ করে এরকম কি কোনো story আছে?
অবশ্যই। একদম। একদম। জ্বি, জ্বি। জি, অবশ্যই আছে। আ একবার হয়েছিলো যে, আ আমার, ব্যবসা কেন্দ্রে আমাকে বলা হয়েছিল যে, ‘’এই তুমি, তুমি যদি একটা জাগায় এরকম টাকা ঢালো, তাহলে তুমি তোমার টাকা আ মানে টাকা ঢালো বলতে বিনিয়োগ করো তাহলে তোমার টাকা ৪ গুণ ৫ গুণ হয়ে ফেরত আসবে!‘’ তো আমাকে
আচ্ছা। আচ্ছা। মানে বিষয়টা কিন্তু লোভের আর কি, হ্যাঁ।
একদম মানে এটাও কিন্তু আমি, আমি এই ফা এই ফাঁদে পড়ে যেতে গিয়েছিলাম প্রায়। তো যেটা হয়েছে সে করতো কি
তো বাঁচলেন কি করে?
বাঁচলাম আসলেও কি আমার ওই যে, যেটা বলেছিলাম যে, আমি একটা বড় ধাক্কা খেয়েছিলাম। তো ওই ধাক্কা থেকে আমার মনে আসলো যে, মেয়েরা করতে পারলে ছেলেরা কেন করতে পারবে না? দুইজনই তো মানুষ।
না এটাকে তো একটা বেশ শিক্ষা আমি বলব, হ্যাঁ।
একদম। তো তারপরে যেটা দেখলাম যে, সে সবসময় তার কাছে আ অনেকগুলো টাকার bundle রাখতো। মানুষকে বুঝানোর জন্য, যে, দেখো আমি এত টাকা আয় করেছি
চমৎকার। মানে দেখানোর উদ্দেশ্যে এমন কিছু?
হ্যাঁ, কিন্তু টাকাগুলো আসল ছিল না। টাকাগুলো নকল ছিল। আ
<laughs> মানে নকল টাকা নিয়ে ঘুরত তো সেক্ষেত্রে কি তাকে problem হতে হয়নি?
না, না, না। আসলেও সে তো চাচ্ছিলো যে, মানুষকে অ্যা প্রতারণা করে টাকাগুলো নিয়ে, ভেগে চলে যাবে।
ইস, বিষয়টা আসলে খুব খারাপ।
তো, এরকম একটা অবস্থান। জ্বী। তো, এইযে টাকাটা আমাদেরকে দে দেখিয়ে যে লোভটা করেছিল, যে, দেখো, আমি এখানে বিনিয়োগ করে প্রতিদিন এত টাকা উঠাচ্ছি, এরকম করছি। তো, একবার আমি করেছিলাম কি, আ সে তার, র তার কক্ষ থেকে উঠেছে, আমি সে যে, তার টাকাগুলো একটা ড্রয়ারে রাখে, এটা আমার অপরাধ ছিল। আমি তাকে না জিজ্ঞেস করে অবশ্য ওখান থেকে টাকাটা নিয়েছিলাম। জ্বী। মানে আমি একটা, একটা টাকার নোট নিয়েছি। নিয়ে আমি কি করেছি, ব্যাংকে গিয়েছি। ব্যাংকে যেয়ে, ‘’টাকাটা কি আসল না নকল আমাকে কি একটু বলতে পারেন?‘’ মানে আমার একটু কৌতূহল কাজ করেছিল। একি আসলেই এত টাকা কামাই করছে? তারপরে আমাকে বলল, এটা তো নকল নোট।
আপনি টাকাটা দেখতে গিয়েছিলেন, বা নিয়েছিলেন, হ্যাঁ। মানে আচ্ছা, আচ্ছা। পরে আসলে আপনি বিষয়টা কিভাবে দেখলেন? যখন আপনি জানতে পারলেন যে, নকল নোট। হ্যাঁ।
না, তারপরে আমি জ্বী। তারপর আমি, যেটা হয়েছে, তাকে সরাসরি, সবার সামনে না বলে, একা জিজ্ঞেস করে বললাম, তুমি কি প্রতারণা করতে চাচ্ছ? তুমি তুমি যদি এই যে প্রতারণাটা করছো, আমি যদি অ্যা প্রশাসনকে জানাই, তোমার কাছে এতগুলো নকল নোট আছে, তুমি তো জেলে যাবে।
তখন সেক্ষেত্রে তার reply টা কি ছিল?
সে আমার একেবারে পায়ে পড়ে মাফ-টাফ চেয়ে, মানে একেবারে কা মানে কান্না করে দিয়েছে। সোজা কথা। কান্না করে দিয়েছে সে। আমি বলছি কান্না করে লা জ্বী?
তখন কি আসলে আপনি তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন?
অবশ্যই করেছি। কারণ দেখেন আমার কাছ থেকে হয়তো ক্ষমা পেয়েছে। কিন্তু এসব যেসব মানুষরা এরকম manipulative কাজ করে। তারা কখনো থামতে পারে না। তারা করতেই থাকে। তাদের মস্তিষ্কের সমস্যা। জি। তাদের চিকিৎসার দরকার, তাদের ডাক্তারি সাহায্য দরকার। এটা তারা বুঝে না। এবং আমি যেটা করেছি
না। সেটা অবশ্য ঠিক বলেছেন। না। এটা তো আসলে খুব ভয়ংকর একটা ব্যাপার। হ্যাঁ।
জি। আমি তাকে সবার সামনে পরে বলেছি। দেখো, "ও কিন্তু প্রতারক একজন, এ প্রতারককে এভাবে ছেড়ে দিলে হবে না।" পরে তাকে প্রশাসনের কাছে জ্বি। প্রশাসনের কাছে আমি তাকে ধরিয়ে দিয়েছি।
এইটা একটা ভালো কাজ করেছেন যদিও। হ্যাঁ, না এটা তো এটা তো আসলে খুব ভয়ংকর একটা manipulation এর গল্প। যে, আসলে এতগুলো টাকা আসলে সবার সামনে সে যেভাবে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে না লোভ বা প্রলোভেন প্রলোভনের যে ব্যাপারটা, এটা কিন্তু আসলে কাজ করাটা খুবই মানে স্বাভাবিক। কারণ এটা কিন্তু একটা আবেগের ব্যাপার। যখন একটা মানুষ বা আপনারা যারা দেখছেন যে, হঠাৎ করে এতগুলো টাকা সে এইভাবে ইনকাম করছে। তখন এক্ষেত্রে কিন্তু আসলে লোভের বিষয়টা কিন্তু খুব ভয়ংকরভাবে কাজ করে। তো এই ক্ষেত্রে বিপদগ্রস্ত হ্যাঁ।
জি। অবশ্যই। জি। একদম, একদম। আর এটা তো সচরাচর হচ্ছে। এটা সব জায়গায় হচ্ছে। এটাই তো দুঃখের বিষয়।
তো এক্ষে আ সেটা তো হচ্ছেই। তো এই ক্ষেত্রে কিন্তু বিষয়টা আসলে বিপদগ্রস্ত হওয়ার ব্যাপারটা না খুব সহজ। তো আমি যদি আসলে বর্তমান পরিপ্রেক্ষিতে ফিরে আসি। মানে নগদ টাকা দিয়ে মানে প্রতারণার ব্যাপারটা বা বলতে পারেন manipulate করার ব্যাপারটা এটা কিন্তু খুবই সহজ একটা বিষয়। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অনলাইনে বিষয়টা কিন্তু বেশ জোরালোভাবে কিন্তু জিনিসটা শুরু হয়েছে। দেখা যাচ্ছে খুবই অল্প টাকা দিয়ে আপনাকে approach করে বলছে যে, "অল্প টাকা আপনি অনেক বড়লোক হতে পারবেন।" এটা কিন্তু খুবই একটি সাধারণ দৃশ্য বর্তমানে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তো এটা এইক্ষেত্রে আপনি আসলে বিষয়গুলোকে কীভাবে দেখেন?
একদম। জি, জি, অবশ্যই। একদম। অবশ্যই, অবশ্যই। একদম। আসলেও দেখেন অ্যা বিশেষ করে এইযে জুয়া খেলার যে একটা বিষয় থাকে, এইটাতো মানে সবচেয়ে দুঃখের বিষয় যেটা আ ব আ দেশের যে আ ন্যাশনাল প্লেয়াররা আছে, খেলোয়াড়রা আছে, ওদের গায়েও দেখি যে এইসব জুয়া খেলার আ ওয়েবসাইটের প্র মানে আ তো এখন কথা হচ্ছে, এ নে দেশের ন্যাশনাল প্লেয়ারদের গায়ে যদি এই জিনিসটা থাকে, কিভাবে প্রতারণা থামবে? আর এই জুয়া খেলে অ অ হঠাৎ করে বড়োলোক হয়ে যাওয়া, এটা তো কখনোই সম্ভব না। শ্রম দিয়ে মানুষ বড়োলোক হবে, টাকা কামাই করবে।
জি, সেটা তো আছেই। না। এইটা তো ঠিক। সেইটাও ঠিক। <chuckles> দেখা যাচ্ছে লাখে ১ জন হতে পারে। কিন্তু তাও দিন শেষে কিন্তু তারও কিছু থাকে না।
হুম, হু্ম। একদম তাই। মানে এরকমটা যদি হয় আসলেও আ এটার জন্য আমি ক অবশ্য খেয়াল করেছি যে আ সরকার খুব পদক্ষেপ নিচ্ছে। এরকমও হচ্ছে যে, যে কারো ফোনের মধ্যে যদি এরকম জুয়া খেলার কোনো অ্যাপ্লিকেশন বা কিছু পায় তাকে ৫ কোটি টাকা জরিমানা করা হবে। এইরকম একটা পদক্ষেপ সরকার নিচ্ছে। তো আসলেও যেটা সত্য, চিরন্ত সত্য কথা সেটা হচ্ছে ,গোড়াটা ঠিক করতে হবে। একটা গাছের গোড়া যদি ঠিক না থাকে, একটা গাছ কখনোই কিন্তু ফল দিবে না। তো গোড়াটা যদি ঠিক করা যায়, তাহলে এসব ম্যানিপুলেশন, এরপরে প্রতারণা ইত্যাদি এগুলার থেকে বাঁচা সম্ভব।
চমৎকার একটা বিষয়। নিঃসন্দেহে। সেটা তো অবশ্যই। কারণ দেখেন মানে জুয়া জিনিসটা কিন্তু আসলে প্রলোভনের ব্যাপার। মানে আপনি যেইটা বলছিলেন। মানে এইটা প্রলোভিত আসলে কীভাবে করছে? আমাদের দেশের যারা খেলোয়াড় অ্যা তারা কিন্তু আসলে অবশ্যই একটা কিন্তু আইডল এর ব্যাপার। মানে আপনার কথা যেইটা বুঝেছি। তো একটা আইডল যখন আসলে এইগুলো সামনে এইভাবে নিয়ে আসে, তখন কিন্তু অনেকেই কিন্তু এসব বিষয়ে উজ্জীবিত হয়ে যায়, না বিষয়টা হয়তোবা লিগাল বা বিষয়টা থেকে আসলেই টাকা আসছে। তো দিন শেষে দেখা যায় কি মানে, লাখ মানুষের মধ্যে হয়তোবা ১ জন সাকসেসফুল কিছু দিনের জন্য হয়। কিন্তু দিন শেষে কিন্তু তার কাছেও কিছু থাকে না। এটা আসলেই স একটা বড় সত্যি কথা। তো শেষমেশ আপনার কাছে একটা প্রশ্ন। আপনি যদি উপদেশ দিতে চান, সত্য গল্প আর ম্যানিপুলেটিভ গল্পের পার্থক্য ধরার সবথেকে সহজ উপায়গুলো কি? ১ টি বললেও হবে। শর্টকাটে বলুন।
জি, জি। জি, অবশ্যই। জি, জি। একদম। জি। হয়, জি। একদম ঠিক। জি, জি। হব আচ্ছা, সেটা হচ্ছে যে প্রথমত আমি মনে করি যে অনেক জ্ঞান অর্জন করা দরকার। এখন তথ্যপ্রযুক্তির যুগ। তো একটা তথ্যপ্রযুক্তির যুগের ভিতরে যদি আমরা একটা এআই অ্যাপ্লিকেশনে ঢুকেও যদি জিজ্ঞেস করি যে, "আমি কীভাবে বুঝবো যে আমাকে কেউ ম্যানিপুলেট করছে?" সে কিন্তু উত্তর দিয়ে দিবে। একদম সহজ পদ্ধতি। তো এইটা নিয়ে একটু জ্ঞান অর্জন করা খুবই জরুরি দরকার। আ জ্ঞান থাকলে কখনো মানুষ ঠকবে না। কারণ দিন শেষে জ্ঞানেরই জয় হয়। জি।
নিঃসন্দেহে। <chuckles> সেটাও ঠিক। না, এইটা আসলে সত্যি কথা। না আপনি আসলে ১ম থেকেই আসলে ম্যানিপুলেটিভ গল্প চিনতে যে সহায়তাগুলো করলেন। তো যদিও মেয়েদের ক্ষেত্রে বিষয়গুলো ভিন্ন, তো সেইক্ষেত্রে আসলে অনেক মানে কৌশলের অবলম্বন করতে হয়। কারণ হে যেহেতু পরিবারের সদস্য সেহেতু এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার আপনি যে আপ যেসব জিনিসগুলো আপনি এপ্লাই করেন লক্ষণগুলো চিনতে আর যেভাবে আসলে আপনি সত্যকে টেনে ধরেন। তো এইটা আসলে খুবই প্রশংসার যোগ্য। তো আপনার সাথে এইগুলো নিয়ে কথা বলতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো আপনি অবশ্যই ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জি, জি। একদম, একদম। জি। অবশ্যই, অবশ্যই। জি। ধন্যবাদ। জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কিছু স্মৃতিচারণ হয়েছে। যেখান থেকে আমিও এই ম্যানিপুলেশন এর শিকার হয়েছিলাম। তো আমি চাই যে মানুষের এই এই ম্যানিপুলেশনের আ প্রত প্রতারণা এবং ইত্যাদিগুলা শেষ হোক। মানুষ জ্ঞান অর্জন করুক। করে তারা যেন দিন শেষে ঘরে শান্তিপূর্ণভাবে ফিরতে পারে এবং একটা সাধারণ মানুষের মতো থাকতে পারে। তা আপনাকে আসলে অনেক, অনেক ধন্যবাদ। ধৈর্য দিয়ে আমার কথাগুলো শোনার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা। ভালো থাকবেন, শুভরাত্রি।
কমে আসুক। <chuckles> ভালো থাকবেন। ধন্যবাদ।
জি।